বলেন কি? মানে তাহলে তো বলতে হয় যে আপনি যেমনটিভাবে আ বর্ণনা করেছেন যে পুরো জিনিসটা হাতে তৈরি হচ্ছে। আর যারা এই কাজটি করছে তাদের ধৈর্যের কি মানে মা বলতেই হয় যে তাদের প্রশংসনীয়। মানে এত ধৈর্য ধরে তো আচ্ছা আপনার কি মনে হয় যে এইযে নতুন যে প্রজন্মটা এসেছে। তো এইযে এ এখন যে তাঁতিগুলা কাজ করে যাচ্ছে, তো তারা তো দেখা যাচ্ছে বেশ অভিজ্ঞ এবং তাদের কারণেই তো আজকে বাজারটা এতো জমজমাট। তো এই নতুন প্রজন্ম আপনি কি মনে হয় যে এইযে এখন তো দেখা যাচ্ছে ধৈর্য্যে নিয়ে অনেক এ এদিক-সেদিক হচ্ছে। তো আপনার কি মনে হয় এই যে নতুন প্রজন্ম এই এই ঐতিহ্যটা ধরে রাখতে পারবে ভবিষ্যতে?
<chuckles> হুম, হুম। একদমই তা উ হুম। উ হুম, হুম। হুম। হু, হুম। একদমই তাই। হুম। হুম। দেখুন অ্যা আমার কাজে যেটা মনে হয় যে আজকের জামদানিটা কিন্তু শুধু ঐতিহ্যের চিহ্ন নয়, হ্যাঁ? এটা ধরুন ওইযে উৎসব, বিয়ে এবং আন্তর্জাতিক ফ্যাশন জগতেও কিন্তু এইটা একটা নিজস্ব স্থান আসলে তৈরি করে নিয়েছে। অনেক প্রতিষ্ঠানই কিন্তু এখন জামদানি পোশাক, ওড়না মানে বিভিন্ন ধরণের আন্তর্জাতিক customized ডিজাইন আসলে তৈরি করছে, হ্যাঁ? তো এখন কিন্তু কারিগরদের জন্য প্রশিক্ষণটা উন্নত হয়েছে, ন্যায্য মূল্য নিশ্চিত করা গেছে। এবং যেহেতু ১ ধরনের আন্তর্জাতিক বাজারে আসলে এটার চাহিদা রয়েছে, তো এই কারণে কিন্তু জামদানি শিল্পটা আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে শক্তভাবেই টিকে থাকবে। এখন কিন্তু ধরুন যে বিভিন্ন জাগাতেই আপনাদেরকে মহিলাদেরকে involve করে কিন্তু এই জামদানি শিল্পের কারিগর আসলে বাড়ানো হয়েছে। মানে যেহেতু তারা মানে আমাদেরকে হ্যাঁ আমাদের অ্যা সমাজে এইরকম একটা ব্যাপার ছিল না যে মহিলারা আসলে ঐরকম participation নেই, তারা ঘরে বসে হয়তোবা কাটাচ্ছে, হ্যাঁ। কিন্তু সেই ঘরে বসে থেকেও যে তারা ১ ধরনের ইনকাম করতে পারে, জামদানি শিল্পই কিন্তু আসলে সেই পথ-রেখাটা আপনি দেখিয়েছে বলদে বলতে পারি আমি।
জ্বী, জ্বী অবশ্যই। একদম, একদম ঠিক। জ্বি, জ্বি, জ্বি। জ্বি অবশ্যই। ওহ! বেশ তো ব্যাপারটা। জ্বি ঘরে ঘরে বসে থাকবে। জ্বি।